আসলে আমি না বেশ কিছুদিন সময় ধরে একটু বেশ আ ডিস্টার্ব আছি আসলে মানসিকভাবে একটু anxiety তে আছি যে বিশেষ করে গত ১ সপ্তাহ ধরে মানে বুঝে উঠতে পারতেছি না। মানে এত পরিমাণ কাজ আসলে চলে আসছে মানে আমি আসলে বুঝে উঠতে পারতেছি না কোনটা কখন করব? মানে কি করব? এ এইটা নিয়ে আসলে কোন কাজই এগচ্ছে না। যার ফলে আমার হচ্ছে ডেডলাইন হয়ে গিয়ে আসতেছে। মানে আমি অতিরিক্ত কাজের চাপও আসলে বেড়ে যাচ্ছে। আমি আসলে যে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না মানে। এখন আসলে আমার কি করা উচিত? কিভাবে করা উচিত? আ সেটা আসলে কিভাবে করব? এটা কি আসলে একটু বলতে পারেন আমাকে?
হুম, হু। আচ্ছা। হুম। উহুম। আচ্ছা। জি। অবশ্যই আসলে আপনার মানে কথা শুনে না বুঝাই যাচ্ছে যে আপনি আসলে কোন একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং আপনি আসলে যে কারণগুলা বললেন, হ্যাঁ? এই কারণগুলাও না আসলে মানে বুঝা যাচ্ছে যে আপনি আ মানে খুবই চিন্তিত এই এই কারণে এবং এটা খুব স্বাভাবিক বিষয় চিন্তার কারণটা। তবে আপনাকে যদি একটু ১ম এ জিজ্ঞেস করি যে আপনি যে আ এত চিন্তিত এটা আসলে কিসের কারণে বা কোন বিষয়টা আপনাকে এই চিন্তাটায় ফেলেছে?
হু, হু। আচ্ছা। এইক্ষেত্রে আসলে আ মূল বিষয়টা হচ্ছে যে, আমি আসলে সময় ব্যবস্থাপনার যে বিষয়টা আছে না? মানে সেটাই করে উঠতে পারছি না। মানে আমি তো আসলে আমি কাজের কথা বলি, আমি মূলত হচ্ছে আপনার যেটা করি যে আ একটি ডকুমেন্টারি তৈরি করি। তো এই ডকুমেন্টারি একটি আর্টিস্টিক বা শৈল্পিক কাজ বুঝতেই পারছেন। তো সেইটা করতে তো আসলে সময়টা আসলে একটু অ বলা যায় যে একটু ঝামেলারই হয়ে যায়। এবং আ আমার যেটা হয় আমার ওই সময় বেঁধে দিলে বা টাইম-ওয়াইজ বা ওই একটা ডেডলাইন থাকা কাজগুলো করতে গেলে কিন্তু বেশি চিন্তিত। এমনিতে একটু বলা যায় যে আপনার আ ক্রিয়েটিভ ব্লক চলে আসে এবং আ বলা যায় যে আগাতে পারিনা এবং স তখন কিন্তু একটা চাপ তৈরি হয় যে এবং নির্দিষ্ট সময়ও আসলে বের করতে পারছি না। কি, কখন কি করব? মানে এক মানে খুব ৩, ৪ টা কাজ হাতে চলে আসলে তখন কিন্তু হচ্ছে আমার আর মাথা কাজ করে না। কখন আসলে কোনটা করব। তো একটা করতেছি তখন হঠাৎ করে মনে পড়ছে এই আরেকটার তো ডেডলাইন এগিয়ে আসতেছে সেটা করতা এইভাবে মানে, মানে, উল্টে-পাল্টে যাচ্ছি। মানে একটা মানে, যেটা হচ্ছে যে আমি গুছাইতে পারছি না। তো আসলে কি করব সেটাই আসলে বুঝে উঠতে পারতেছি না। এটা আসলে কোন দিকে করা উচিত? মানে কিভাবে যদি করি যে, আসলে একটা করার সময় অন্যটা আসলে মাথায় আসবে না। যেন একটা কাজে আসলে একটু মনোযোগ দিতে পারি যতক্ষণই দিই। মানে সেটা আসলে কিভাবে করা যায়?
উ হুম। জি। হ্যাঁ। হু, হু। জি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম। জি, আসলে আপনি এখন যে সমস্যাটার মধ্য দিয়ে যাচ্ছেন না, মানে এটা কিন্তু আসলে উ খুবই দুঃখজনক একটা বিষয়, এবং বুঝাই যাচ্ছে, যে বিষয়টা আপনাকে খুবই চিন্তায় ফেলেছে, এবং দেখেন আসলে এইরকম সমস্যাটায় যদি অন্য কেউ পড়তো, তাহলে কিন্তু এইরকম চিন্তাটাই করত, এবং এটা খুবই স্বাভাবিক। তো প আপনি আসলে বা আ আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি, যে আপনার আসলে মানে ব দিনের সাধারণ রুটিনটা কিরকম? বা আপনার আসলে এই বা মানে কিভাবে সময়সীমাটা নির্ধারণ করেন? এটা যদি একটু বলতেন?
জি। হ্যাঁ। এটি ঠিক। নিশ্চয়ই, আসলে। আ আপনি যেটা আসলে জানতে চাইলেন, এটা আসলে আমার না কোন সময়সীমা আসলে নেই। মানে যেটা হচ্ছে, যে আমি আ ঐযে একটু শৈল্পিক কাজ তো যখন ইচ্ছা হচ্ছে করছি, স্ক্রিপ্ট লিখতেছি। তো এ এইটা আসলে সাধারণভাবেই যখন একটা কাজ হয়তো আমার কাছে অস অবধারিত সময় আছে, নিজের মন মত যেটাকে আসলে বলা যায়, যে আসলে কি মনের মাধুরী মিশিয়ে যতক্ষণ ভালো লাগতেছে করেই যাচ্ছি, করেই যাচ্ছি। কিন্তু যখনই আসলে একটা বড় কাজ চলে আসে, হ্যাঁ? যে একসাথে ৩-৪ টা কাজ চলে আসে। তখন আসলে আমি ঝামেলায় পড়ে যাই, যে কোনটা থেকে, কোনটায় যাব। এই আচ্ছা এইটা মন মতো করতে নিচ্ছি, তখন আবার, আবার মাথায় চলে আসতেছে, একটু আগেই বললাম, যে এটা করতে হবে, যে এটার আবার স্ক্রিপ্ট টা বাকি আছে। আয়হায়! তখন আসলে মাথায় একটা প্যানিক সিচুয়েশন আসলে তৈরি হয়। তো তখন আসলে না আমি আর আগাতে পারি না। মানে এটাই আসলে হয় যে টাস্ক লিস্ট টা আসলে করতে পারতেছি না। তো টাস্ক লিস্ট টা আসলে আপনি যেমনটি বললেন, সেটা আসলে করতে চাচ্ছি। তো এটার জন্য কি বিশেষ কোন টিপস আসলে আপনার কাছে আছে? মানে যে পদ্ধতিটা আসলে আমি ব্যবহার করতে পারি, যাতে একটু আ সুন্দরভাবে উম বলা যায় যে আমি একটু গোছাতে পারি যে আমি আসলে সামনে ঠিক কীভাবে আসলে কাজটা করবো, কিভাবে আসলে আমার আগানো উচিত? মানে সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন।
হুম, হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। জি। হুম, হুম। হুম, জি। হুম, হুম। হ্যাঁ, আসলে দেখেন আপনার কথা শুনে বুঝাই যাচ্ছে যে আপনার কোন একটা নিয়মের মধ্যে কিন্তু আপনি নেই। হ্যাঁ, আপনি হচ্ছে কোন রুটিন আসলে ফলো করছেন না। এবং তো যখন আসলে আপনি কোন ধরনের রুটিন ফলো করবেন না। নিজের ইচ্ছা মত যখন আসলে কাজগুলো করবেন। তখন কিন্তু আসলে এরকম সমস্যার মধ্যে পড়াটা খুবই স্বাভাবিক বিষয়। তো আপনি যেটা আসলে করতে পারেন যে আপনি মানে একটা রুটিন করে, কাজগুলোকে ভাগ করে নিতে পারেন <swallows> এবং ভাগ করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজগুলা করতে পারেন। হ্যাঁ? এবং অবশ্যই আসলে একটা টাস্ক লিস্ট যদি আপনি বানাতে পারেন। যেখানে আসলে আপনি গুরুত্ব সহকারে টাস্ক গুলা লিখে রাখলেন এবং একটা, একটা, করে করছেন এবং টিক দিলেন এবং এখানে যেন একটা এলার্ম সিস্টেম ও থাকে। যে আপনার কাজগুলো আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে করতে হবে। এভাবে যদি একটু করে দেখেন না দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু অনেকাংশে সমাধান হয়ে গিয়েছে। তো আপনি কি আসলে এভাবে কখনো ভেবে দেখেছেন বা আপনার কেমন লাগলো আসলে?
হুম। জি। হু, হু। বুঝলাম। না, আসলে আপনি যেমনটি বললেন সেভাবে না আসলে চিন্তা করে কখনো দেখা হয়নি।
হুম, হুম।
তবে না, আ একটা জিনিস আসলে বলতে পারি যে, করার চেষ্টা করছি যে <sniffs> একটু গুছিয়ে আসতে। মানে সেজন্য আসলে আপনাকে বলছি যে আমি আ যেহেতু আসলে বলছি যে একটু অ্যানজাইটি তে আসলে চলে আসছি এবং আ মাঝে মধ্যে যেমনটা হয় সেটাও আসলে বললাম। একটু দিন ভিত্তিক রুটিন মানে আপনি যেমনটি আসলে বললেন, সেটা আসলে আমি চেষ্টা করব যে ক্যালেন্ডার বা একটু ঠিক করে নিব যে নিজের সীমাটা আসলে ঠিক করে নিব যে, কখন কোন কাজটা করব এবং আ জরুরীর বেইস এ। তো এইটা আপনার কথাটা আসলে মনে হচ্ছে কাজে লাগবে। তো এইটাকে আরেকটু বিস্তারিতভাবে মানে যাতে আমি কাজে লাগাতে পারি যেমন ধরেন যে, আসলে সপ্তাহে কতদিন কাজ করা উচিত? নিজেকে আসলে কিভাবে সময় দেওয়া উচিত? যাতে মানে এই যে আপনাকে বললাম যে আমার ক্রিয়েটিভ ব্লকের একটা সমস্যা আছে। সেটাও আসলে যাতে কাটিয়ে উঠতে পারি। মানে সেটাও আসলে একটা বড় সমস্যা আসলে আমার জন্যে।
জি। হুম, হুম। উম জি। হুম, হু। জি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা আসলে আপনার কথা থেকে একটা জিনিস বুঝা গেল যে আপনার কিন্তু আ ক্রিয়েটিভ ব্লক বা সৃজনশীলতার যেই চিন্তাধারাটা সেখানে করতে গেলে কিন্তু এক ধরনের ব্লক এসে পড়ে। হ্যাঁ? এইটা কিন্তু আসলে এ্যা আপনার যে রুটিন এর একটা অভাব বা আপনার যে কাজ করার যে কৌশল এটার কারণেই কিন্তু হচ্ছে। হ্যাঁ? বুঝা যাচ্ছে যে আপনি আসলে একধারে কাজ করতে চাচ্ছেন, একটার পর আরেকটা কাজ করতে যাচ্ছেন এবং থামছেন না। তো এক্ষেত্রে আসলে আপনি যেটা করতে পারেন। যে আপনি যখন কাজগুলো করবেন বা গুরুত্ব সহকারে কাজগুলো ভাগ করে নিলেন তো কাজগুলো করার সময় না এক টানা কাজ না করে একটু বিরতি নিয়ে কাজ করেন, হ্যাঁ? একটু বিরতি নিয়ে যদি একটু কাজ করেন এবং নিজেকে যদি একটু সময় দেন। বিরতির মধ্যে একটু শ্বাস-প্রশ্বাসে যদি ব্যায়াম করেন এবং একটু যদি আসলে আ বিরতির সময় নিজের মনের মতন পছন্দের যদি কোন গান বা অন্য কিছু যদি করতে মন চায় সেটা একটু করেন। তখন দেখবেন কি যে <swallows> আপনি আসলে আবার কাজের মধ্যে মনটা ফিরে পাচ্ছেন এবং আপনার কিন্তু টাস্ক গুলা মানে ক্রমান্বয়ে কমপ্লিট হতে থাকবে। হ্যাঁ? তো এভাবে যদি একটু চেষ্টা করে দেখেন, তখন কিন্তু আপনার সমস্যার সমাধানটা অনেকাংশে হয়ে যেতে পারে।
হু, হু। হ্যাঁ। জি। একদম। হু, জি, একদম। হ্যাঁ। একদম, একদম। আসলেই আপনার কথাটা আ ঠিকই লাগছে এবং মানে আমি আসলে চিন্তা-ভাবনা করছি যে, এভাবে আগাব এবং আ এইটাতে, তবে যেটা হচ্ছে না আমি আসলে আপনার কথাটা বেশ কাজে লাগবে। যে, তবে বারবারই একটা সমস্যা কিন্তু আমার মাথায় ঘুরেই আসে, যে, ব্যাঘাতটা আসলে ঘটে যায়, এবং আ এটাই আসলে সমস্যা হচ্ছে যে ব্যাঘাতটা কিসের লে কমা অন্য, মানে সেটার জন্য কি আসলে কোনো বিশেষ পদ্ধতি বলবেন, যে, যেটা করলে যে, panic attack টা আসলে আমার যাতে না আসে? মানে, আমি গুছিয়ে রাখলে, মানে সেক্ষেত্রে কি আমার অতিরিক্ত কাজ না নেওয়া, নাকি আসলে একটা কাজেই at a time নেওয়া মানে, কি করা উচিত, ঠিক?
হুম। জ্বী। হুম। জ্বী। হুম, হুম। জ্বি, এই যে যেটা আসলে আপনার করা উচিত, যে, আপনি আসলে কাজগুলোকে ভাগে, ভাগে করবেন। মানে, একসাথে সবগুলো কাজ কখনো করতে যাবেন না। তাহলে কিন্তু আপনার এক ধরনের আ ওই যে, panic attack কিন্তু এসে পড়বে। আপনি আসলে কোন কাজটা করবেন, কখন করবেন এটা কিন্তু বুঝে উঠতে পারবেন না। হ্যাঁ, তো আপনার কিন্তু আসলে যে, এই কাজগুলোকে ভাগ করে নিয়ে, একটু যদি আসলে মানে নিজেকে সময় দিয়ে একটা কাজ করলেন, এরপরে, এরপরে আবার আরেকটা কাজ করলেন এভাবে যখন করবেন না, দেখবেন যে, আপনার যে, সমস্যাটার কথা এখন বললেন, এটা কিন্তু সমাধান অনেকাংশে হয়ে যেতে পারে।
হুম, হুম। হ্যাঁ। জ্বি, আসলেই ধন্যবাদ। আসলেই আমি বুঝলাম এটাও আসলে করতে পারব এবং আ আমার না, বেশ মনে হচ্ছে যে, আমি এখন আসলে অনেকটাই আগাতে পারব। তবে একটা বিশেষ চিন্তা না আসলে বারবার আসলে আমাকে অ্যা ঘুরে-ফিরে ধরে। যেমন ধরেন যে, এই যে, কারও কাছ থেকে আসলে এই বিষয়গুলো বলতে পারি না যে একটু না একটু আসলে আ নিজের মধ্যে আটকে যাই। মনে হচ্ছে যে, মানে, আগাতে পারব না। এবং ওই যে, চিন্তাটা তারমানে, কারও কাছে আসলে সাহায্য চাওয়া কি আসলে আমার উচিত? যে, আসলে কেউ আমাকে এ কাউকে বলা যে, আমি আসলে আগাতে পারছি না, বা আসলে আমি আমার যে, client আছে আসলে তাদেরকে একটু বুঝিয়ে বলা যে, আমি কেন আসলে এটা করতে পারছি না, কারণ আমি আসলে নাও বলতে পারতেছি না যার জন্য সমস্যাটা সৃষ্টি হচ্ছে। তাদেরকে আসলে কিভাবে বুঝাতে পারি, যাতে আসলে এ তাদের কাছ থেকে আমি একটা সাহায্য আসলে পেতে পারি?
হুম, হুম। হুম, হুম। জি, আসলে আপনি আপনার ক্লায়েন্টকে কিন্তু একটু সুন্দর করে বলতে পারেন, যে আপনার কী, কী সমস্যা হচ্ছে। দেখবেন কি? যে তারা আসলে এই বিষয়ে মানে আপনাকে হতে পারে যে অনেক সাহায্য করতে পারে। আর উম একটা জিনিস মাথায় রাখবেন যে, মানে যে কাউকে আসলে আপনার সমস্যার কথা হয়তো বলবেন, হ্যাঁ? আপনি বা কাছের মানুষদেরকে বলবেন, যদি তারা আসলে আপনাকে সাহায্য করে, তাহলে তো ভালো। আর যদি না করে, তাহলে এইটা গায়ে লাগাবেন না বরং আপনি একটা জিনিস করতে পারেন, যে বেশি সমস্যা হলে এক ধরনের বিশেষজ্ঞের কাছে যদি যান, যেয়ে যদি নিজের কথাগুলো বলেন, উনি কিন্তু সমস্যার সমাধানটা অনেকাংশে এনে দিতে পারে। তো এইভাবে একটু চেষ্টা করে দেইখেন।
হুম, হুম। আচ্ছা, এইটাই আসলে আমিও ভাবছি এবং আপনার কাছ থেকে আসলে কিছুটা মাথায় আসছে, মানে কিভাবে যে আগাবো? ঐটাই আসলে বুঝতে পারছিলাম না। আপনার কাছ থেকে শুনে না, মনে হচ্ছে যে আগাতে পারবো। তবে এখানে না একটা জিনিস আসলে আপনার কাছ থেকে জানতে চাইছি। সময় যদি আসলে না মেইনটেইন করি। মানে আমি তো আসলে বললামই করতে পারছি না। তো এইক্ষেত্রে কি আমার কোনো বিশেষ সমস্যা আসলে হবে কিনা? মানে অ্যা আসলে এইক্ষেত্রে আসলে সময় ব্যবস্থাপনার জন্য তো বললেনই অনেক কিছু। তবে ঠিক কিভাবে আসলে সিদ্ধান্তটা নেওয়া উচিত? যে আসলে একটা বড় সময় হাতে কিছুক্ষণ সময় কি রেখে দিবো? যে অতিরিক্ত কাজ যদি আসলে হয়ে যায়, সেইটা যাতে আসলে ওই টাইমে করতে পারি। মানে এমন কি চিন্তা করা উচিত?
হুম, হুম। আচ্ছা। উ জ্বী। হুম, হুম। হুম, হুম। জ্বি, আসলে আপনার সময় ব্যবস্থাপনার জন্য না আপনি একটা আ সহজ একটানা অ্যাপ রয়েছে। অ্যাপটা ব্যবহার করবেন। যেটা হচ্ছে আপনার আ Notion হ্যাঁ? আপনি যখন আসলে ওখানে আপনার দৈনন্দিন যে কাজগুলো ওগুলো লিখে রাখবেন সে কিন্তু আপনাকে সুন্দর করে বলে দিবে যে আপনার কিভাবে সময় ব্যবস্থাপনাটা করা উচিত। তাহলে কিন্তু আপনার যে সমস্যাটা এখন হচ্ছে এইটা কিন্তু আর হবে না এবং অনেকাংশে সমস্যার সমাধানটা হয়ে যেতে পারে। তো আপনি না একটু এভাবে চেষ্টা করে দেখতে পারেন আরকি।
ওকে। হু, হু। জ্বি। হু, হু। আচ্ছা, বুঝতে পেরেছি। এভাবে আসলে চেষ্টা আমি করে দেখতেও আসলে চাচ্ছি। এ মানে এইটা না আমার কাছেও বেশ সুবিধারই আসলে মনে হচ্ছে। এবং আপনার কথা থেকে যেটুকু বুঝতে পারছি মানে বিশেষ করে আমি তো আসলে আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলছিলাম। আ বিশ্বাস করেন যে আ একটু, একটু, করে মানে নিজের মধ্যে আসলে অপরাধী মনে হচ্ছিল। যখন কাজ শেষ করতে পারছি না, নিজের মন মতো আসলে কাজটা হচ্ছে না। এবং আ সময়মতো আসলে শেষও করতে পারছিলাম না এবং এ সময়টা নিয়ে যে প্যানিক এ চলে আসতো। তবে আপনার কাছ থেকে আসলে জানতে পেরে না আমার মনে হচ্ছে যে আমি এটাকে সমাধান করতে পারবো। একটু হলেও আসলে যে ক্লায়েন্টদেরকেও আসলে বোঝাতে পারবো, মানে সাহায্যটাও আসলে চাইতে পারবো, যেই যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে বেরোতে পারবো এবং আপনার পর্বগুলো না আমার কাছে বেশ ভালো লাগছে এবং আমাকে একটু আত্মবিশ্বাস দিচ্ছে। যেইজন্য আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ সাহায্য করার জন্য আমাকে।
হুম, হুম। আচ্ছা। জ্বি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। উম জ্বী। হুম, হুম। জ্বি, আসলে আপনার জন্য অনেক শুভকামনা। আপনি যদি এভাবে একটু মেনে চলেন তাহলে কিন্তু অনেকাংশে সমস্যার সমাধানটা হয়ে যেতে পারে। তো আপনি ভালো থাকবেন।